না আপনার সাথে আমি পুরাপুরি সহমত। আরো হচ্ছে দেখা যায় যে মোটা হওয়া শুরু হয়। ঠিক আছে? চিনিও তো বেশি খাওয়া হয়, লবণও বেশি খাওয়া হয়। ও লবণের জন্য হচ্ছে আপনার হাই ব্লাড প্রেশার হতে পারে, ডাইজেস্টিভ এর সমস্যা হতে পারে আর হার্টেরও তো সমস্যা হতে পারে। তো দেখা যায় যে এগুলোতে কিন্তু আমাদের বডির আস্তে, আস্তে হচ্ছে কি হয়, যে weak হওয়া শুরু করে। আর আস্তে, আস্তে আমাদের কিন্তু জীবন জীবনের হচ্ছে অনেকটুকু হচ্ছে ক্ষতি হতে থাকে। আমরা হচ্ছে সবকিছু করতে পারি না যেগুলো আমরা চাই।
আ হ্যাঁ, হ্যাঁ। বা ফাস্ট ফুড এ ফাস্ট ফুড এ আপনার হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এবং শরীর, হ্যাঁ। শরীর টা দুর্বল করে দেয়। শরীর টা দুর্বল করে দেয়। শরীরে মেদ জমাই দেয়। তো আমি মনে করি ফাস্ট ফুড খাইলে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ আমি আপনার সাথে পুরাপুরি সহমত এই জিনিসটার
এবার এর মধ্যে দেখবেন যে ফাস্ট ফুড খাইলে আমাদের ফিটনেস টাও নষ্ট করে ফেলাই।